হ্যাঁ, আসলে যেরকম সু যখন যেরকম ধরেন আমার আ অবস্থাটা আরকি বুঝে তখন আসলে আমি সেভাবে করে রুটিনটা সেট করি। কারণ দেখা যাচ্ছে আমি যদি পরীক্ষার আগের দিন অন্য পড়ালেখা করি, অন্য রুটিন মানে ফলো করি তাহলে তো আর হবে না। তাই না?
আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিক। তো এখন হচ্ছে আপনি ধরেন যে আপনার রেগুলার ডেই ডে এর ক্ষেত্রে আপনি হচ্ছে কি সকালে পড়তে বেশি পছন্দ করেন নাকি হচ্ছে রাতে বেশি পছন্দ করেন? যে রাতে কোয়াইট প্লেসে?
আচ্ছা, হ্যাঁ। এটার ক্ষেত্রে কিন্তু আমি আসলে রাতের বেলাটাকে আসলে বেশি প্রায়োরিটি দেই। কারণ দেখা হচ্ছে যখন সবাই আসলে খুব চুপচাপ পরিবেশ থাকে। সবাই ঘুমায় বাসায় তখন আমি আসলে আ নিজেকে আসলে খুব সময় দিয়ে নিজে আস্তে ধীরে মাথা ঠান্ডা করে, খুব কোয়াইট প্লেসে আমি আসলে পড়তে খুব পছন্দ করি। এটা করে কিন্তু আমার পড়ালেখাটা খুব ভালো মাথায় বসে। আর আমি খুব সুন্দর মনোযোগ দিয়ে আসলে আমার অ্যাসাইনমেন্টস এগুলো সবকিছু শেষ করতে পারি।
আচ্ছা। হুম। এটা আপনার ঘুমের সমস্যা করে না? মানে আপনার মনে হয় না যে এটা আসলে ক্ষতি করতেছে আসলে আপনার?
হুম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ম অ্যা পড়ালেখার আসলে ব্যাপারটা এমন যে আমি অ্যা এমনভাবেই ঘুমের টাইমটা সেট করি যাতে করে আমার স পরিপূর্ণ ৬ থেকে ৭ ঘণ্টা ঘুম পরিপূর্ণ রাখি। আর বাকি ধরেন সামনে আগে পিছে আমি পড়ালেখার টাইমটা সেট করি। যেমন ধরেন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। যাতে করে একটু ভোর রাত্রের দিকে ধরেন এরকম ৪ঃ০০,৫ঃ০০ র দিকে উঠে যাই। যাতে ওই সময়টা আসলে আমার কিন্তু বেশ আমার পড়ালেখা খুব ভালো মাথা মনে থাকে। আবার দেখা যাচ্ছে যে কখনো যদি চাই যে না ঐ, আমি কোয়াইট টাইম যাচ্ছি ১২ঃ০০, ১ঃ০০ র দিকে। তখন আমি করি কী? আমি হচ্ছে আ ১২ঃ০০, ১ঃ০০, দুটো পর্যন্ত পড়ি। তারপরে ধরেন পরের দিন সকালটা যদি আমার একটু ফ্রি থাকে, তাহলে একটু বেশি সময় ঘুমিয়ে নেই। কারণ দেখা যাচ্ছে অনেকে সকালে পড়তে পছন্দ করে। কিন্তু আমি তো সকালে অ্যা দেখছি যে না রাতে সময়টা আমার আসলে বেশি। এটা আসলে আমার সম্পূর্ণই এ ডিপেন্ড করে যে আমি কখন আমার নিজের ব্যাপার। কিন জি। কিন্তু টাইম ম্যানেজমেন্ট এর কথা যে জিজ্ঞেস করলেন, সেটা আমি আসলে এভাবে করেই করি যে, যখনই আমি জানি যে আমার এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, আমি আসলে যে এমন করি না যে, পরের জন্য ফেলে রাখি না জি, পেন্ডিং থাকলে তখন আমি আসলে আগে করতে পছন্দ করি। দি পরে না করে।
উহুম। আচ্ছা। উহু। আচ্ছা। উহু। নি নিজের ব্যাপার আরকি। হ্যাঁ, আপনার যখন সিচুয়েশনের উপরে। হুম, হুম। অ্যাসাইনমেন্ট পেন্ডিং থাকলে আরকি। আচ্ছা।